উপভোগ বলব কি? উপভোগটা যদি আপনি নিজের শান্তির কথা বলেন যে, আচ্ছা তোমার পছন্দ তুমি এটা করতেছো কিনা? তাহলে আমি বলব যে bike নিয়ে ঘুরে বেড়ানো বা bike চালানো, চালাই আমি তবে আমার নিজের না। এই ব্যতীত আর বাকি সবই ভাই পূরণ হয়ে গেছে। মানে এখন পর্যন্ত যা, যা চিন্তা করছি যেইটা পূরণ করব আরো কিছু আছে সেগুলা হয়তোবা এখনো পূরণ করার মত সামর্থ্য হয়নি বা ভবিষ্যতে হবে, এটা আলাদা। তবে যেগুলা সামর্থ্য হইছে ভাই করে ফেলছি।
হু, হু। হু, হু। হু, হু। ও আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। জি, জি। হু, হু। ও আচ্ছা, আচ্ছা। না এটা এটা এক শুনে আমার ভালো লাগলো যে আপনি আপনার জীবনের অধিকাংশ শখ পূরণ করে ফেলেছেন। তাই তো?
আমার ঘড়ি কেনার শখ। ধন্যবাদ। হ্যাঁ, ভাইয়া মোটামুটি। করতেছি আরকি। এই life টাই lead করতেছি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। জি, বুঝতে পারলাম। তো আসলে আমার জীবনেও এরকম কিছু শখ রয়েছে যেগুলো আমি already আ বলতে গেলে পূরণ হয়ে গেছে আমার।
আচ্ছা, আচ্ছা। আমিও তো শুনতে চাই আপনার কথা।